না, সি সেকশন ছিল না। আমি নরমাল ডেলিভারি করাতে হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, নরমাল ডেলিভারি ছিল। তো এই যে নরমাল ডেলিভারি এর পর যে বাচ্চার মুখ দেখতে চাওয়ার যে একটা, মানে থাকে না? যে আ হ্যাঁ, কখন দেখব? আগ্রহ বা মানে একটা ইচ্ছে, অন্যরকম আকাঙ্খা থাকে যে, যতই কষ্ট হোক না কেন ডেলিভারি এর সময়ে? তারপরে বেবিক বেবির মুখটা দেখতে পাওয়া মানে একটা অসাধারণ অনুভূতি। তো সেই সময় আসলে আপনি আ বলছিলেন যে, অনেক ক্লান্ত হয়ে যাওয়া এটা তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আসলে উম পরের অনুভূতিটা কি ছিল? মানে এরপরে কিভাবে কাটে?
হ্যাঁ, আকুলতা। <chuckles> হুম। একদম। হুম, হুম। আ আমি খু খুব দেখতে চাইছিলাম। হ্যাঁ, আমিও খুব দেখতে চাইছিলাম যেহেতু এতদিন পরে। আর একটা জিনিস হচ্ছে, প্রেগনেন্সির সময় তো নানা ধরনের কমপ্লিকেশনস ছিলই। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি যেই মুহূর্তে আসলে বেবি টা পৃথিবীতে চলে আসলো, আমার শরীরের যত রকমের ব্যাথা ছিল, বা যা কিছু ছিল, সবকিছুই কেমন যেন কোথায়, মানে ওই মুহূর্তটা তো আমার কাছে মনে হয়েছে, আমার শরীর একেবারে ছেড়ে দিয়েছে। মানে আমার শরীরে আর এক বিন্দুর কোন শক্তি নেই। এই জিনিসটা আমি খুব ফিল করছিলাম যে, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আমি জানি না, আমাকে কোন সিডেটিভ দেওয়া হয়েছিল কিনা? আমি মানে একদম ঘুমিয়ে গেছি। আমি বাচ্চার মুখও দেখিনি, কিছুই করিনি। পরবর্তীতে যখন আমার ঘুম ভাঙল, দেন আমি বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করলাম যে, "কোথায়? আমার বাচ্চা কোথায়?" তো আ তখন আমার যারা ছিলেন আশেপাশে মানে আমার আ হাসব্যান্ড, আমার শ্বশুর-শাশুড়ি, মা-বাবা, আত্মীয়স্বজন। উনারা বললেন যে, "তুমি রেস্ট করো। বাচ্চা আছে, ভালো আছে।" তো আমি তো কোনভাবেই নিজেকে শান্ত করতে পারছিলাম না, যে "বাচ্চাকে কেন দেখতে পাচ্ছি না?" আ তো আমি আমার হাসব্যান্ড কে বললাম যে, "তুমি দেখেছো? তুমি দেখেছো?" ও বলল যে, "হ্যাঁ আমি দেখেছি। ও ভালো আছে। তুমি ঘুমাও।" তো যেকোনো আমি তবে ওদের সবার চেহারা দেখে বুঝতে পারছিলাম যে, সবাই খুবই ভীত টাইপের ছিল দেখতে। আর হুম।
হুম, হুম। একদম, একদম। জি। হু, হু। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। আ হু, হু। আচ্ছা, আচ্ছা। আত্মীয়স্বজন। হুম, হুম, হুম। শান্ত করতে পারছিলেন না, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। মানে টেনশন এ ছিল, এটা সবার চোখে-মুখে বোঝা যাচ্ছিল। আর আপনার তো অবশ্যই একটা আ দেখা যাচ্ছে যে, যদিও সে সময় ব্যাথা বা আ ক্লান্ত হয়ে ঘুমিয়ে একটা পড়েছিলেন। ঘু ঘুমের পরে বা বেবিকে দেখার যে একটা আগ্রহ জন্মায় বা অস্থিরতা কাজ করে, সেটা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছিল। তো আসলে উম কখন জানতে পেরেছিলেন যে আসলে, বাচ্চাকে ইনকিউবেটর এ রাখা হয়েছে বা আপনি কখন দেখতে পেয়েছিলেন? যখন দেখতে পেয়েছেন, সেটাই আপনার কাছে ১ম দেখা বা বলা যায় যে, তখনই একদম, আম বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসার যে অনুভূতিটা, সেটাই আপনার তখন হওয়ার মত হত?
হুম। হুম। হু, হু। একদম। হুম।